তা অবশ্য ঠিক বলেছেন। যে, হ্যাঁ, এইটা আসলে ওইযে পরিবেশগত বিষয়টা কিন্তু আসলে এখানে থাকছে। তো এইখানে আসলে একটা জিনিস আপনার কাছ থেকে আমি জানতে চাই যে, এইযে আপনি পুরো বিষয়টা আসলে বললেন। তো এক্ষেত্রে কি আপনি সবসময় চেষ্টা করেন যে এই খাবার বা, এই ফ্লেভার এ আসলে কোন কিছু যখন আসলে বাইরে যান, তখন আসলে আপনি খেয়েছেন কিনা? সেক্ষেত্রে আসলে যদি খান আরকি, তা আপনার পরিবারের যেসব লোকজন আছে, তাদের কি রিঅ্যাকশন ছিল? সেটা যদি একটু বলতেন।
তাই না? এতো এই একদম, একদম। হু, হু। অবশ্যই মানে অ্যা ১ম এই তো যখন বেরিয়ে আসলাম, এক মানে আমার কাছে কিন্তু খুঁটিনাটি সব জানার চেষ্টা করছে যে, "কি খেয়েছো? কি দেখেছো?" মানে একটা হয় কি যে, প্রতিদিন কোথায় ঘুরলাম, সেটা কিন্তু আগে থেকেই বলে দেই যে, "আমরা পরের দিন এ এই জায়গাতে যাবো।" কারণ হয়তো হ্যাঁ, কি, কি খাবার খেয়েছি সেটা। সেটা কিন্তু ওই বেড়ানো থাকা অবস্থাতেই জানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? যারা যেতে পারেনি, তাদেরকে কিন্তু ছবি পাঠাচ্ছি। সবকিছুই কিন্তু করছি। বা আর একদমই মানে একদম তাৎক্ষণিকভাবে জানানো না গেলেও আমরা বলে দিচ্ছি যে, "এতটা সময় পর্যন্ত কিন্তু আমরা একটু ব্যস্ত থাকবো, অমুক জায়গাতে ঘুরতে যাবো। হয়তো ফোনে পাবে না।" ঠিক আছে? যার জন্য হয় কি? আমরা একটা ঘুরে এসে একটু ফ্রেশ হয়ে, একটু রেস্ট নিয়ে, একটু খাওয়া-দাওয়া করে, তারপর কিন্তু একটা সময় ধরে একটু কল করি। হ্যাঁ? ও ওই ভিডিও কলে সবকিছু আজকে কোথায় গেলাম, এগুলো কিন্তু সব জানিয়ে দেই। যার জন্য খুবই মানে বিষয়টা এভাবেই যাচ্ছে। এবং দেশে এসে তো নতুন করে আবার আরো কিছু বলা হয়ই। তো এভাবেই আসলে অ অভিজ্ঞতা ভাগাভাগি করা হয়।
হু, হু। আ কি, কি খাবার খেয়েছি বা, আপনার খাবারের এক্সপেরিয়েন্সটা। বুঝতে পেরেছি। জি। হু, হু। বোঝাই যাচ্ছে আসলে। আচ্ছা। রাইট, রাইট। একদম, একদম। উম জি, জি এবং আপনার বিষয়টা কিন্তু বেশ চমৎকার লাগছে। যেমন আপনার অভিজ্ঞতাটা কিন্তু এইযে শুনলাম আপনি যে এত সুন্দর করে আসলে বললেন। যে কিভাবে আসলে নতুন একটা খাবার আপনি চেষ্টা করেছিলেন এবং চেখে আসলে এক অনন্য স্বাদের আসলে বলা যায় যে দেখা পেয়েছিলেন। বেশ অবাকও হয়েছিলেন যে এ ঐটা ১ম বার স্বাদটা পেয়ে। যেহেতু আসলে আপনার চিরাচরিত স্বাদ না। বিষয়টা কিন্তু বেশ উম চমৎকার ছিল। এত সুন্দরভাবে আসলে বললেন যে, আসলে এটা প্রশংসা না করে আর পারাই যাচ্ছে না। আর এত্তটা সময় দিয়ে এত সুন্দরভাবে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।